অনেকদিন থেকেই আমার মধ্যে একটা সমস্যা আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে, আমি আসলে রাতে ঘুমাতে পারছি না এবং রাতে আমার দেখা যাচ্ছে যে ঘুমানোর খুব চেষ্টা করছি। কিন্তু তারপরেও ঘুমাতে পারছি না। এমতবস্থায়, মাঝে, মাঝে এমনও সময় যায়, যে আমার ২ চোখ ঘুমে লেগে আসছে। আমি প্রচন্ড ঘুমাবো, যে বিছানায় গেলেই আমি ঘুমিয়ে পড়ব। কিন্তু আসলে আমি যখন বিছানায় ঘুমুতে যাই, তখন অটোমেটিক বিছানায় শুই শুয়ে পড়লেই, মাথার মধ্যে অনেকগুলো চিন্তা য চলে আসে। এবং সেই চিন্তাগুলো, অ অনেক সময় দেখা যায় যে ছোট চিন্তা থেকে শুরু করে বড় নানান ধরনের নানা চিন্তা। তো সেই চিন্তা করতে, করতে এক প্রকার দেখা যাচ্ছে, যে ঘুমের যে সময় বা যে ঘুম ধরাটা, এইটা আর আসলে চোখ ঘুম আ আ আ ধরে না। এবং আমি আর পরে ঘুমাতেও পারি না। তো এর ফলে দেখা যাচ্ছে, যে পরবর্তী দিনগুলোও আর ভালো কাটে না। এক্ষেত্রে মানে অনেক মানসিকভাবেও একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। তো, আপনি কি আমাকে আসলে বলতে পারেন, যে এইযে রাত জেগে যে চিন্তার যে ভোগায়, যে রোগটা আমার আসলে, এইটার থেকে আমি আসলে কিভাবে একটু বের হয়ে আসতে পারি?
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। উম। আসলে আপনার সমস্যার কথা শুনে কিন্তু বেশ খারাপ লাগছে এবং আপনি বেশ ভালো একটা সমস্যার মধ্যে ভুগছেন। এটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে যে আসলে আপনার রাত্রেবেলা ঘুম হচ্ছে না এবং রাত্রেবেলা আপনি জেগে থাকেন। তো সেই ক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম যে এইযে এই সমস্যাটা আসলে কতদিন ধরে? আর আপনি যেটা বললেন যে আপনি আসলে ভীষণ চিন্তার মধ্যে থাকেন এবং চিন্তার মধ্যে দেখা যায় আপনার রাতটা পার হচ্ছে। তো সেক্ষেত্রে কিসের এতো চিন্তা বা কোন বিষয় নিয়ে, কোনো সমস্যা আছে কিনা? যদি একটু বলতেন।
হুম জি। উম হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, আসলে এই সমস্যাটা আমার বেশ অনেকদিন থেকেই বলা যায় যে এটা আ ধরেন ৫-৬ বছর আগে থেকেই এই সমস্যাটা হচ্ছে। তো আমি আসলে যে জন্য আসলে আমার এই চিন্তাটা হচ্ছে যে আমি আসলে গ্র্যাজুয়েট কমপ্লি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করেছি। তো আসলে কোনো জায়গাতেই কোনো জব আমার আসলে হয়নি এখন পর্যন্ত। তো সেই জিনিসটা নিয়েই আমি আসলে অনেকটা চিন্তিতই থাকি আরকি। বলা যায় যে আ আমার চলাফেরা বা দেখা যাচ্ছে কারো সাথে যদি কখনো কথা বলি, সেটাতেও অনেকে আমাকে বলে মনে হচ্ছে যে, "তুমি অনেক চিন্তাতে আছো।" বা একাই তো একাই যদি কোনো জায়গায় যে মন খারাপ থাকে একাই গিয়ে বসে থাকি যেপুযি তখন অটোমেটিক আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়। যে আমার মানে বডির ফুল মুভমেন্ট টার মধ্যেই একটা চিন্তার ছাপ পড়ে গেছে। তো এইটা আমাকে আসলে খুব ভোগাচ্ছে এবং এর জন্য আমি মানে অনেক সমস্যা আমার মধ্যে দেখা দিচ্ছে। যার জ ব্যা বিশেষ করে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ঘুমাতে না পারাটা। তো এর ফলে সারাটা দিন অনেক বাজে কাটছে এবং মনমানসিকতাও ভাল যাচ্ছে না আরকি।
হুম, হুম। আচ্ছা। হুম। ওকে। বুঝতে পেরেছি। ওকে।
জ্বি।
আসলে বুঝতে পারছি আপনি যে সমস্যাটার মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন সেটা আসলে আপনার জীবনটাকে দেখা যায় যে একটুখানি এলোমেলো করে তুলেছে। রাতের বেলা ঘুম না হওয়ার ফলে অনেক সময় দেখবেন যে শারীরিক অবস্থাও কিন্তু একটু অবনতির দিকে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে রাতে একটু ঘুমানোর চেষ্টা করবেন। আর আপনি যেটা বললেন যে অনেকদিন ধরে আসলে মানে প্রায় চ ৫ থেকে ৬ বছরের মধ্যে আপনি আসলে এই সমস্যাটায় ভুগছেন। এবং জবের কারণে আপনার এই চিন্তাগুলো আসলে ভীষণভাবে আসলে আপনাকে পেয়ে বসেছে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি কিন্তু জব এর পাশাপাশি থাকে না? যে আপনি জব সার্কুলার গুলোতে এপ্লাই করছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট, ছোট, বিজনেসও কিন্তু করতে পারেন। তো এটা কি চিন্তা করেছেন আপনি? বা আরেকটু জানতে চাচ্ছিলাম যে এই যে রাতের কোন সময়গুলোতে আসলে আপনার এই যে এস চিন্তাগুলো সবচেয়ে বেশি আসে?
হুম, হুম। হুম। হ্যাঁ। হুম জি। জ্বি। হুম, হুম। হুম, হুম। জ্বি। হু, হু। আচ্ছা। রাতের মূলত যখন আমি আসলে খাওয়া-দাওয়া করে যখন ঘুমানোর জন্য যাই বিছানায়, তখনই যখন বিছানায় শুয়ে পড়ি অলরেডি তখনই এই ধরনের চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। মানে বিছানাটাও মনে হচ্ছে যে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে সে আমাকে স্মরণ করে দেয়। যে ,"এখন তোমার এটা চিন্তা করার সময় এসে গেছে।" তো আমি অটোমেটিক বিছানার মধ্যে যখন শুয়ে পড়ি তখন এই ধরনের চিন্তাগুলো আমার মাথার মধ্যে চলে আসে। আ দেখা যাচ্ছে যে আ জব হয়ে হচ্ছে না। এরজন্য আ পরিবার থেকে ও নানান ধরনের কথা বলছেন, নানান ধরনের কথা শুনছি। আবার দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশীর অনেকেই যারা দেখছে যে হ্যাঁ, অনেকেই বলছে, "তুমি এতদিন পড়াশোনা করে বসে আছো। কোন কাজ-কর্ম কিছু করো না।" তো এই যে এই ধরনের পারিপার্শ্বিক যে চাপগুলো আসলে চলে আসে, বিভিন্ন ধরনের কথা। কেউ দেখা যাচ্ছে খোঁটা মেরেও অনেক সময় অনেক কথা বলে বা কেউ দেখিয়ে, দেখিয়ে, বলে যে ব্যাপারটা থাকে, অনেক সময় অনেকে হার্ট করে নিজেকে। তো এই বিষয়টা নিয়ে আসলে রাতে অনেক সময় যখন শুয়ে পড়ি তখন এটা নিয়ে চিন্তা করি। যে, "হ্যাঁ, সবই তো ঠিকই আছে। মানুষ তো সব ঠিকই বলছে যে, আমার বয়সী যারা আছে বা যারা আমরা একসাথে পড়াশোনা করেছি তাদের এখন লাইফটা অন্যরকম হয়ে গেছে। তারা সবাই একটা ভালো, ভালো নিজ, নিজ, অবস্থানে আছে স সবার জায়গা থেকে। আমি আসলে আগের মতই এখনো আমার জায়গাতেই আছি। আমি আমার কোন পরিবর্তন এখনও করতে পারিনি।" এই ধরনের বিষয়গুলোই আসলে মানে মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় এবং বিশেষ করে ঘুমাতে গেলে রাতের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। আর হ্যাঁ! আপনি যেটা ব্যবসার কথা বললেন, আমি আসলে অ্যা সত্যি বলতে এই জিনিসটা আসলে চিন্তা করিনি। তবে আপনার কথা শুনেই আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। যে হ্যাঁ, অবশ্যই এটা আমি অনেকটা লস করে ফেলছি। আমার কাছে মনে হচ্ছে। যে আমি এতদিন আসলে কোন একটা জব এর জন্য ট্রাই করে, কোন এখ এখন পর্যন্ত কোন জব আসলে আমি ই যেতে পারি নাই। তো ততদিনে যদি আমি ছোট করেও কোন একটা বিজনেস শুরু করতাম তাহলে হয়তোবা এতদিনে আমি দাঁড় করাইতে পারতাম। জ্বী।
হু, হু। ওকে। হুঁ, হুঁ। আচ্ছা। হু। বুঝতে পেরেছি। আচ্ছা। হুম। জ্বি। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে বিজনেস এর যে আইডিয়াটা বললাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা একটু চেষ্টা করে দেখতে পারেন। হয়তো এটার জন্য আপনার, মানে আপনার জীবনে বা আপনার জন্য কিছুটা সফল লতা নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বড় বিজনেসের কথা চিন্তা করতে হবে না। ছোট, ছোট, বিজনেস দিয়েও কিন্তু এখন দেখবেন যে অনেক মানুষ কিন্তু অনেক কিছু শুরু করেছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি স্বল্প পরিমাণে যেই অর্থটা আছে সেটা দিয়ে কিন্তু একটু শুরু করে দেখতে পারেন। যে আসলে আপনার গতিপথটা কীভাবে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু বড় আকারে একটা সিদ্ধান্ত নিতে পারেন। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, যে, রাতে কী ধরনের রুটিন বা থাকে না যে অভ্যাসটা সেটা আসলে কেমন থাকে? যে যেটা আসলে আপনার আ থাকে না যে চিন্তা বাড়ার যেই বিষয়টাকে সেটাকে আরো বাড়িয়ে তোলে?
হুম। হ্যাঁ। হু, হু। উ হুম। হ্যাঁ। হু, হু। জ্বি। হু, হু। জ্বি। হুম। হুম। হু, হু। হ্যাঁ, আসলে রাতের রুটিন না। আসলে কি বলবো? সবকিছুই আমার একটা এলোমেলো। আমি আসলে কোন রুটিনের মধ্যেই ই দিয়ে যাচ্ছি না। আ আর এমনি নরমালি যেটা উম মানে যেটা চলছে, সেটা হচ্ছে যে এ দা ধরুন সারা সারাদিনে বাহির থেকে ঘুরে আসলাম বা, কোন একটা কাজ থেকে আসলাম, আসার পরেই বাড়িতে ফ্রেশ-ট্রেশ হয়ে আ হাদা খাওয়া-দাওয়া করেই যখন একটা ঘুমানোর সময় হয়ে যায় আরকি। তখন ঘুমাইতে যাই। তো ঘুমাইতে গেলে একটা বাজে অভ্যাস যে এই ফোন তো একটু চাপতেই হয়। কারণ বিছানায় গেলেই মনে হচ্ছে সারাদিনের সব মানে ফোনের যে পাওনা সময়টা, তখন ফোনকেই দিতে হয়। তো সেইখানে একটু দেখা যাচ্ছে যে কোন একটা রিল দেখলাম সেটা দে দেখতে অনেক ভালো লাগলো। অ্যা একটু হাসাহাসি করলাম, মজা লাগলো। তারপরে চিন্তা করলাম যে আরেকটা দেখি। তো এইভাবে করতে, করতে অনেক সময় দেখা যাচ্ছে যে, ফোনের মধ্যে একটা বেশি সময় দিয়ে ফেলি। যার ফলে উম অ্যা ঘুম আসে না বললে ভুল হবে। যে যতক্ষণ ফোল ফোনটা স্ক্রলিং করি, ততক্ষণ দেখা যায় এর মধ্যে একটা সময় ঘুম চলে আসে। কিন্তু ওইযে ফানি ভিডিও বা, এই ধরনের কোন রিলস দেখতে গিয়ে যখন আটকায় যাই, আ তখন আসলে ঘুমটাকেও আর মানে পাত্তা দেই না এমন সে সময় মনে হয় যে আরেকটু দেখি। ৫ মিনিট দেখার পরে ঘুমাবো। কিন্তু যখন ওই ৫ মিনিট পর আবার ঘুমানোর জন্য চেষ্টা করি, তখন আর ওই ঘুমটা আর চোখের মধ্যে আসে না। আর যখন ঘুম আসে না, তখন এই ধরনের চিন্তাগুলো আসলে একদম মাথার মধ্যে পেয়ে বসে। যে একদম সবকিছু দুনিয়ার তখন মনে হচ্ছে আমার যে, "আমি এইটা করি নাই, ওইটা করি নাই। বা, আমার এইটা করা প্রয়োজন, ওইটা করা প্রয়োজন।" মানে পৃথিবী নিয়া মনে হচ্ছে যে আমার মাথায় একটা চিন্তা তখন ঘুরপাক খায়। জি।
হু, হু। আচ্ছা। হু, হু। ওকে। আচ্ছা। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে আপনার চিন্তা আ আসাটা কিন্তু বেশ স্বাভাবিক এবং দেখা যায় যেহেতু আসলে আপনি অনেক বেশি মানে টেনশন বা, চিন্তা বেশি করছেন, তো সেইক্ষেত্রে দেখা যায় কি? মানে নিজের আনন্দের জায়গাটা আসলে খুঁজে পাওয়ার জন্য আপনি যে রিলস বা, হচ্ছে হলো গিয়ে এইযে ফোনের মধ্যে আসলে সময়টা বেশি কাটান। তো সেইক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন। আপনার আ মোটিভেশনটা বা, হচ্ছে হলো গিয়ে চিন্তাধারার যে জায়গাটা, সেটা একটু পরিবর্তন করে এনে ১ তো বললাম উম মানে ব্যবসার কথা সেটা করতে পারেন এবং দেখা যায় কি? এখন কিন্তু অনেকে কিন্তু এইযে কনটেন্ট ক্রিয়েশন এর দিকে ঝুকছে। যেহেতু আসলে আপনি অনেক রিলস বা, হচ্ছে হলো গিয়ে আ অনেকগুলো ফানি ভিডিও দেখেন, হ্যাঁ? তো সেইক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজের একটা থাকে না? যে আ যোগ্যতা খুঁজে যেমন ধরেন অনেকে কিন্তু কথা বলতে পছন্দ করে বা, হচ্ছে হলো গিয়ে একেকটা দক্ষতা থাকে একেকজনের, হ্যাঁ? তো সেইক্ষেত্রে অনেকে গেমিংয়ের যেই দক্ষতাটা, সেটা থাকতে পারে। অথবা, কেউ যদি চায় যে কুকিংয়ের যেই দক্ষতাটা আছে, সেটাকে শো করতে পারে। এখন কিন্তু বর্তমানে ছেলেমেয়ে সবাই কিন্তু ওইযে কুকিংয়ের যেই YouTube চ্যানেল বলেন বা, ভ্লগিং এগুলো কিন্তু করছে। বা, ফুড ব্লগিং করছে। আপনি কিন্তু এই সাইডে আপনার ক্যারিয়ারটাকে একটু চিন্তা করতে পারেন। তো দেখা যায় যে, হয় আপনি বিজনেসের দিকে আপনার আ যেই
হু, হু। জি। হুম, হুম। উম জি। হু, হু। হ্যাঁ। জি। হুম। হ্যা। হুম। জি। হুম।
আগ্রহ আছে কিনা? সেটা একটু চেষ্টা করে দেখতে পারেন। অথবা এইযে ডিজিটাল কনটেন্ট যেগুলো আছে, সেগুলোর দিকে কিন্তু আপনি একটু মনোনিবেশ করে দেখতে পারেন। দেক মানে থাকে না? যে চেষ্টা করে দেখলে হয়তো, আপনি এখানে সফলতা পেতেও পারেন। তো তখন দেখবেন কি? যদি আপনার মানে ক্য়ারিয়ারটা এক জায়গায় আসলে একটু ফিক্সড হয়ে যাচ্ছে বা হচ্ছে হলো গিয়ে, মানে একটু থাকে না? যে সেটেলড হয়ে যাচ্ছে। তখন কিন্তু দেখবেন, এইযে রাতের বেলার চিন্তার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকটা কমে আসবে। তো এইভাবে কি চিন্তা করে দেখেছেন আপনি?
হুম, হুম। জি। হুম, হুম। হুম, জি। উহুম। আমি সত্যি বলতে আগে কখনোই এভাবে চিন্তা করে দেখিনি। তবে আপনার কথা শুনে এবং আপনি খুব সুন্দর করে একটা পর যে পরামর্শগুলো দিলেন, এইটা আসলে এখন চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে, "না, এভাবেও তো করলে হয়তোবা লাইফের একটা পরিবর্তন নিয়ে আসা যেতো।" আমি এখন চিন্তা করছি, যে আমি এই ধরনের চিন্তা কেনো আমি নিয়ে আসতে পারিনি? বা আমি এই ধরনের চিন্তা কেনো করতে পারিনি? আমার মাথায় কেনো আসেনি? তো এই ধরনের অ্যা একটা সুন্দর উপদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনি একটা সুন্দর কথা বলেছেন। যুগোপযোগী যে আ পরামর্শ, যেটাকে বলা যায়। যে হ্যাঁ, এখনকার যুগে অনেকেই অনেক ধরনের কনটেন্ট ক্রিয়েট করছে এবং আলাদা, আলাদা সবারই অনেক প্রতিভা আছে এবং সেগুলোতেই তারা সেগুলো দিয়েই তারা করছে। তো আমি এইটা অবশ্যই কর করব। তো তারপরেও জানেন, আমি আসলে আরকটা সময় গিয়ে যে বিজনেসের যে কথাটা বলেন, আমি অ্যা শুরুতেই একটু শুরু করেছিলাম ছোট করে। কিন্তু দেখা যাচ্ছে, যে বিজনেসটা আসলে যেভাবে করা দরকার, একটা সময় গিয়ে সেটা সেভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে, যে আমি যার সাথে বিজনেস করছি, সে হয়তো একটু আমার সাথে গড়িমসি করছে বা টাকা-পয়সার যখন লেনদেনের ব্যাপারটা চলে আসে, তখন একটু মানে অ্যা ঢিলামি করাটা। তো, এইসব বিষয় নিয়ে আমার কাছে মাঝেমধ্যে মনে হয়, যে আমার তো আসলে পুঁজি কম। যে অল্প পুঁজি নিয়ে আমি ব্যবসায় নামবো। তখন যদি এই ধরনের কিছু ক্লায়েন্ট আমি পাই এবং তারা যদি আমার পুঁজিটাই সম্পূর্ণ নষ্ট করে দেয়, শুরুতেই। আসলে তখন তো আমি একটা বিপদে পড়ে যাব। তো আমিও মাঝে মধ্যে একটু ব্যবসাটা নিয়েও একটু দোটানার মধ্যেই থাকি আরকি।
আচ্ছা। হুম। জি। হুম, হুম। হুম। উ জি। হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। তো সেইক্ষেত্রে কিন্তু আপনি দেখা যেতে পারে যে, মানে পার্টনার কাউকে না রেখে আপনি কিন্তু একা, একা বিজনেস করতে পারেন এবং অনলাইন ভিত্তিক বিজনেস কিন্তু এখন অনেক বেশি অগ্রসর হয়েছে। এবং মানুষ আসলে অনলাইন ভিত্তিক যে কেনাকাটা বা, ব্যবসার কথা বলেন, যেটাই বলেন ২ দিকে কিন্তু আসলে অনেক ঝুঁকছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই চিন্তাটা করে দেখতে পারেন যে পার্টনার যেহেতু আসলে আপনার কাছে ঝুঁকি মনে হচ্ছে, আপনি কিন্তু অনলাইনে বিজনেস করে দেখতে পারেন। হুম? তো এইভাবে হয়তো দেখলে আশা করি আপনার সমস্যাগুলো একটু হলেও সমাধানের দিকে যাবে। তো আপনি আসলে এটা নিয়ে চিন্তা করবেন, আশা করি।
উ জি। জি। হু, হু। জি। হুম। জি। হু, হু। জি। জি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমি বলতে গেলে যে আপনি আমার চোখ খুলে দিলেন। আপনি অনেক সুন্দর, সুন্দর কিছু পরামর্শ আমাকে দিলেন, যেগুলো আমি আসলে কখনো চিন্তা করিনি। তবে আমার কাছে এখন মনে হচ্ছে যে, আপনার এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমি কাজ করতে পারি, তাহলে মনে হচ্ছে যে আমার একটা পরিবর্তন অবশ্যই আমি নিয়ে আসতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করে আমার উপরে আ বিশ্বাস রেখে আপনি অনেক সুন্দর কিছু পরামর্শ আমাকে দিলেন। যেটার জন্য হয়তোবা আমার যে ধরনের চিন্তায় আমি ভুগছিলাম একটা, তো এই সমস্যাটা আমার কেটে যাবে। আমি সেই আশা রাখছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার।
হু, হু। উম জি। হুম। আ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।